হ্যাঁ। কিন্তু ওদের ক্ষেত্রে যেটা হয় যে, ওনাদের যে মুরুব্বি, ওনারা কিন্তু এখনও ডিসিশন মেকার হিসেবেই থাকে। নতুন একজন যেটা আসে য নতুন একজন ডিসিশন মেকার না আসা পর্যন্ত, পুরোনো যে ডিসিশন মেকার আছে, উনি কিন্তু সেই পাওয়ারটুকু তার হাতেই থাকে। আর আরেকটা সবচেয়ে মজার জিনিস আমার কাছে যে হচ্ছে যেটা হচ্ছে, আমাদের মধ্যে কিন্তু এক ধরনের আছে যে, ছোটো থেকে আমরা দেখি যে উপজাতিদের মধ্যে হচ্ছে মাতৃপ্রধান থাকে। যেটা আসলে আমি ভেবেছিলাম যে হয়তো হ্যাঁ, হ্যাঁ। যে বিয়ে হয়ে আঙ্কেল হয়তো বা বউর বাসায় চলে যাবে। মানে আমরা যেরকম হয়। যেহেতু, আমি আরো অনেক ছোট ছিলাম। আমি এই ধারণা নিয়েই গিয়েছিলাম। যে আঙ্কেল তো হচ্ছে কিভাবে যাবে? আসলে আমি এটা দেখবো। কখনো দেখি নাই। যে ছেলে কিভাবে নিজের বাসা ছেড়ে হচ্ছে গিয়ে চলে যায়? অ্যা হ্যাঁ হ্যাঁ, এরকম কথাই এটা চিন্তা করেই আসলে আমি গিয়েছিলাম। এরকম মাইন্ড সেট এ। এটা মজার কেরকম হবে এটা দেখ
হুম। হু। হু, চমৎকার! হু, হু। আচ্ছা। হুম। অনেক হ্যাঁ, হ্যাঁ। হু, হু। আচ্ছা। হু, হু, হু। হ্যাঁ। ধরনের একটা এক্সপেরিয়েন্স হওয়ার কথা আপনার। হু, হু। তো ফাইনালই কি সেটা দেখার সৌভাগ্য হয়েছিল?
না। আসলে যেটা হয়, তঞ্চঙ্গ্যাদের হচ্ছে গিয়ে পিতৃপধান হয়। যেটা আসলে আমার জানা ছিল না। এটা আমার জানার বাইরে ছিল। তো অ্যা যেটা হয় আ
হু, হু। আচ্ছা। হু, হু। তার মানে হচ্ছে, ট্র্যাডিশনালি আমাদের সমাজ ব্যবস্থাতে যে প্রথাটা দেখা যায়। সেটা তাদের ক্ষেত্রেও প্রযো প্রযোজ্য ছিল।
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। একদমই। আর আরেকটা যেটা আমি দেখেছি। দেখবেন আমাদের ক্ষেত্রে যেটা ঢাকা স্পেশালই যদি আমি বলি ঢাকা, চিটাগাং কিংবা সিলেট এখানে, আমাদের বিয়েগুলো কিন্তু প্রচন্ড জাঁকজমকপূর্ণ হয়। অ্যান্ড আমি বলব লোক দেখানো কিছুটা
হু। আচ্ছা। <chuckles>
অনেকটা কিন্তু হয়। কিন্তু, সেখানে যেটা আমি একদমই ডিফারেন্ট। মানে অ্যা আমি বলবো তাদের শুধুমাত্র যে, এইযে যেরকম আমরা হচ্ছে বাইরে থেকে গিয়েছি, আর হচ্ছে তাদের সবথেকে বেশি গিয়েছে মুরুব্বিরা। আসলে আমি বলবো তাদের যে মুরুব্বি, তাদের পাড়ার যে লোক একদমই খুবই সাদাসিধা বিয়ে বলব। ঘরের বিয়ে। আর তাদের যে রিচুয়ালস কিংবা অ্যা আসলে বিয়ের যেই আনুষ্ঠানিকতা সেটা কিন্তু একদমই আলাদা। আমাদের থেকে একদম ভিন্ন।
কিন্তু তাদের ক্ষেত্রে? আচ্ছা। আচ্ছা। হু, হু। আ তার মানে হচ্ছে যে, ওইযে সংস্কৃতির আসলে সা সরল সাদাসিধে জীবন যাপন বা বিয়ে সেলিব্রেশন। যেটা আপনি বলছিলেন। সেই বিষয়টাই হয়তোবা আপনাকে বেশ খানিকটা প্রভাবিত করেছে। তো আমি যদি একটু আরেকটু জানতে চাই যে, আপনার কাছে এইযে তাদের যে পারিবারিক বা সম্প্রদায় ভিত্তিক আচরণ যেগুলো ছিল। মানে আপনাকে তো বলছিলেন। আপনি বিভিন্ন বিষয় আসলে সেটা গুলো মুগ্ধ করেছে। কিন্তু আমি যদি একটু স্পেসিফিকালি জানতে চাই যে, অতিথি সংবর্ধনার পদ্ধতিটি আসলে আপনার প মানে আপনার যে পরিচিত এক ধরনের সংস্কৃতি আছে। এটা কি আসলে কোনোভাবে আলাদা ছিল? আপনি ভিন্ন ধরনের ভিন্ন ধরনের কোনো অভিজ্ঞতার কি সম্মুখীন হয়েছিলেন?
হুম, হু। একদম। হ্যাঁ, হ্যাঁ। হু।